হুম। না খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু বললেন আসলে। অ্যা আচ্ছা আরেকটা জিনিস বলেন। এইযে নিজের জন্য মা এ এত বলা হয় যে, আমি এমন একটা কি মানে অনেকে হয় না? এইযে একটা ভুল করে ফেলি, ভুল করে নিজেই নিজেকে অনেক দোষ দিতে থাকি। এ আ হ্যাঁ, আমি আসলে নিজেই একটা কাজ করেছি, নিজেই যেটা আর পরে মেনে নিতে পারছি না। ইন হ্যাঁ, নিজেই নিজেকে মাফ করতে হয় সেইসব ক্ষেত্রে। অথবা নিজেই নিজেকে আবার ঠিক করতে হয়। নিজের জন্য মাফ করাটা কখন জরুরি? কারণ এটা কিন্তু খুব বড় ধরনের একটা মানসিক চাপও কে তৈরি করতে পারে নিজের উপর।
জ্বি। জ্বি, জি, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। নিজেকেই নিজে মাফ করতে না পারার বিষয়টি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। এটা আসলেও একটা বড়ো বিষয় নিজের জন্য নিজে অ্যা হ্যাঁ, আত্ম ক্ষমা। দেখুন আত্ম ক্ষমার ভিত উ বিষয়ে যদি বলতে চাই তাহলে আমি আমি যদি আমার জ্ঞানে বলি তাহলে বলব যে, আত্মবিশ্লেষণ করাটা একটু জরুরি। নিজেকে নিজে প্রশ্ন করা যে, আমি আসলে যে, অপরাধ প্রবণতার মধ্যে পড়েছি, আমি যে, ক্ষমা করতে নিজেকে পারছি না, তার জন্যে আসলে আমি কতখানি দায়ী? এবং যদি দায়ী হই তাহলে আমি কোন, কোন বিষয়গুলো করতে পারলে আমার এই জায়গাটা আমি পুষিয়ে উঠতে পারবো? এবং কতটুকু সময় নিলে, কতটুকু দায়ভার নিলে কতটুকু তাকে পুষিয়ে দিলে এই জায়গাটাতে সে যে, ভ ভুলটা করেছে সেটা হস পুষিয়ে দিতে পারবে। এই জায়গা আত্মসমালোচনা, আত্মশুদ্ধির ক্ষেত্রে তাকে একটু সময় নেয়া। একটু বিষয়ের গভীরতায় যাওয়া এবং যতটুকু পারা যায় সেটাকে কভার করার যদি চেষ্টা করা হয় তাহলে হয়তো নিজেকে নিজে ক্ষমা করা যেতে পারে। আদারওয়াইজ এটা কিন্তু একটু কঠিন বিষয়। একটা বড় আলোচনার বিষয় নিজেকে নিজে ক্ষমা করার বিষয়টি।
এইযে এই আত্ম ক্ষমা উম ব্যাপারটা এই ব্যাপারে আপনার কি ধারণা বা কি মনে হয় আপনার? জ্বী। হুম। ক্ষমা করতে নিজ নিজেকে যদি ক্ষমা করতে না পারি এবং শুধরাতে না পারি, তাহলে তো আসলে আরো উ বড় ধরনের সমস্যা।
হ্যাঁ, জটিলতার মধ্যে পড়েই যাবে। আরো সেটি আরো বে মানে সেটা আরো বড় জট পাকিয়ে ফেলবে।
উ হ্যাঁ, মানে মানসিক এ থেকে শুরু করে সবদিকেই কিন্তু একটা খুব বাজে ধরণের অ্যা টেনশন বলি, প্রেশার বলি শুরু হয়ে যায় সব ক্ষেত্রে।
ইফেক্ট পড়বে একটা। হ্যাঁ, হু, হুম। জি, নিশ্চয়ই।
জ্বি। আর এইযে ক্ষমা চাওয়া বা ক্ষমা করা এই ব্যাপারে সব মিলিয়ে আপনি তো অনেক সুন্দর, সুন্দর অনেক কিছু কথা বললেন। আর কোনো কিছু কি অ্যাড করতে চান যেটা আপনার মাথায় আছে? কোনো কিছু আপনি উম মনে হচ্ছে একটু হ সরে গেছেন।
হু, হুম। যদি ছোট্ট করে এড করি তাহলে হচ্ছে অ্যা যে, আমরা মানুষ এটা ভুলে গেলে চলবে না। এবং আমাদের দ্বারায় অপরাধ সংগঠিত হয়, অ্যা ভুল সংগঠিত হয়। এবং কিছু, কিছু ভুল আছে সম্পর্কিক ভুল, যেটা দ্রুত মাফ করে দিলে আমাদের সম্পর্কগুলো দ্রুত টিকে থাকে। এই ক্ষেত্রে একটু নমনীয় আচরণ করা আমাদের জন্য খুবই জরুরী।
হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। খুব সুন্দর করে গুছিয়ে বললেন। এইযে ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা, ২ টাই আসলে দে আ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুণ বলবো এবং এ ও মানে যে, আমাদের জীবনের খুবই কমন একটা অংশ হ্যাঁ, প্রয়োজনীয় এবং খুবই সহজ একটা অংশ। আপনাকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। এত সুন্দর করে গুছিয়ে পুরো ব্যাপারটা এ কি উদাহরণ সহ আপনার জীবনের একটা বেশ প্রভাব বিস্তার করার মতো উদাহরণ সহ আমাকে শেয়ার করলেন। খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, ভালো থাকবেন।
জ্বি। জ্বি। জীবনের জন্য প্রয়োজনীয় এ একটা বিষয় জ্বী। জ্বি, জ্বি। জ্বি, জ্বি।

দেখুন আ মাফ করা মানে কোনো একটা ভুল ঘটেছে আ কিংবা একটা দ্বন্দ্ব হয়েছে, একটা সংঘাতের মধ্য দিয়ে যাওয়া হয়েছে, তারপরেই কিন্তু মাফ করার বিষয়টি আসে। এখন ভুল করার ফলে আমার যে ভুলের ফলে যেটি আমার জীবনে ঘটেছে তার গভীরতাটা কতটুকু এবং সেটির মধ্যে আমি আঘাত পেয়েছি কতটুকু, এটাও কিন্তু অনেকখানি মাফ করার সঙ্গে সম্পর্কযুক্ত। মাফ করে দেওয়া মানে ভুলে যাওয়া এমনটি আমি কখনোই মনে করি না। কোনো, কোনো ক্ষেত্রে মাফ করা মানে তাৎক্ষণিক একটা সমস্যার সমাধান হতে পারে। কিন্তু মাফ করা মানে সবকিছু ভুলে যাওয়া নিশ্চয়ই নয়।
হুম। হুম। রাইট। বুঝতে পেরেছি। মানে আপনার চোখে তাহলে এইযে খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু বললেন আসল যে হ্যাঁ মাফ করাটা কখনই হয় আসলে গভীরতার উপরে নির্ভর করবে। হ্যাঁ, আসলেই মানে ঘটনাটা তো ঐরকমই আসলে। সব আ মানে ছোট্ট একটা বিষয় ভা ভার্সাস একটা অনেক বড় বিষয়। মাফ তো করে দেওয়াটা হয়তো তখন সময়ের প্রয়োজনে মাফ করে দিতে হচ্ছে অনেক ক্ষেত্রে এটাও হয়। আ জি, জি, জি।
জ্বি, জ্বি। এর মানে এটি আমার একটা বি মানে ধারণা আপনাকে আমি বললাম, জ্বি, জ্বি। জ্বি, জ্বি। হু, হু। হ্যাঁ, সময়ের প্রয়োজনে নে নিশ্চয়ই। কখনো, কখনো সময়ের প্রয়োজনে কিংবা বন্ধু এ সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য কিংবা বিচ্ছেদ যাতে না হয় এরকম একটা পরিস্থিতিতে কখনো, কখনো এরকম করা হয় যে ঠিক আছে মাফ করে দেয়া হলো। কিন্তু মন থেকে যে মুছে গেল বিষয়টি এ এমনটি কিন্তু নাও হতে পারে যে আমি হয়তো সমস্যার সমাধান চেয়েছি। কিন্তু একটা দাগ কিন্তু আমার ভিতরে রয়ে গেছে। এরকম প্রায়শই হয়ে থাকে কিন্তু। বিশেষ করে আমার জীবনে ঘটেছিল এরকম ঘটনা।
হুম। আসলেই, আসলেই। তাই? এরকম কোনো ঘটনা বল বলবেন নাকি একবারে যদি কিছু মনে না করেন?
এ মানে আমরাদে আমরা আমরা যখন SSC পরীক্ষা দিচ্ছিলাম, আমার 4th সাবসেক্ট সাবজেক্ট ছিল কৃষি। তো এটার রুটিনটা ছিল আমার বন্ধুর কাছে। আ তো তাকে আমি বললাম যে আগের দিনে বললাম যে, "আসলে পরের পরীক্ষাটা কবে আমাকে জানিয়ে দিস।" সে আমাকে একটা তারিখ বলল এবং সেটা হচ্ছে একটা ভুল তারিখ। এর আগেই সেই পরীক্ষাটা হয়ে গেল। তো যদিও 4th সাবজেক্ট না থাকার কারণে আ ফেইল করলে হয়তো ফেইল হয় না। কিন্তু 4th সাবজেক্টের মার্কটা না আসার কারণে আমার ডিভিশন টা কমে গেল। সে বলল, তাকে বললাম যে, "তুমি এটা কেনো" অ অথচ সে পরীক্ষা দিতে গিয়েছিল। হ্যাঁ, অথচ সে পরীক্ষা দিতে গিয়েছিল। আমাদের ২ বন্ধুরই ওই কৃষি সাবজেক্টটা ছিল। তো আমি বললাম যে, "তুই এটা আমার সঙ্গে কেনো করলি?" বলেছে, "দোস্ত আমি স তো তখন মনে, মনে মজা করে করেছি। আমি পরে মনে করেছি তোকে আবার জানিয়ে দেব। আ কিন্তু পরে আর জানানো হয় নাই।" এইযে তার একটা দুষ্টমির মত করে আমার জীবনের একটা ক্ষতি করা। সেই জায়গা থেকে তার সঙ্গে সম্পর্কটা আমি আবার হয়তো বন্ধুত্বের সম্পর্কে রূপ নিয়েছে মাফ করার মধ্য দিয়ে। কিন্তু ভেতর থেকে এই বিষয়টা আমি কখনোই মুছে ফেলতে পারিনি যে, তুমি আমার এত বড় একটা ক্ষতি করতে পারো না বন্ধু হিসেবে।
জ্বি, জ্বি। আচ্ছা। ওকে। হু, হু। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। তাহলে তো হ্যাঁ এটা বিষয়টা কিন্তু আপনার সারা জীবনে তো একটা বড় ধরনের প্রভাব। হ্যাঁ। হুম। বলেন কি? জ্বী। না, না এটা তো আসলে উ সারা জীবনের জন্য একটা বড় ধরনের দাগ কে রেখে যাওয়ার ম মতো ঘটনা কিন্তু আসলে।
জ্বী, জ্বী, জ্বী। এইজন্যই বলছিলাম, যে আসলে ভুলের ফলে যে ক্ষতির পরিমাণ সেটার গভীরতা কতটুকু সেটার উপর নির্ভর করে যে আমি ভুলে যাচ্ছি কিনা সমস্ত ঘটনাটা মাফ করার পরেও।
জ্বি, জ্বি।